এগুলো কিন্তু অনেক বড় কাজের ক্ষেত্রে হয়। যে জিনিসগুলা আমি যদি ভুলে যাই আমি অনেক বিপদে পড়বো। এরকম কিছু, কিছু তো থাকে। যেমন final exam বলুন। Final exam হয় সকাল ৯ টায়। আমার উঠতে হবে ৬ টায়। আ ৭ টায় বাস ধরতে হবে। অ্যা বা আমার বড় কোন একটি appointment আছে বা interview আছে। তো সেইক্ষেত্রে কিন্তু আসলে আমার বলে দিতে হয় যে আম আ আমি অ্যালার্ম দিয়ে রাখি তবু আমি device বিশ্বাস করি না। যদি কিছু হয়। তো সেইক্ষেত্রে আমি আমার মাকে বলে রাখি যে আমাকে এই সময়ের আগে ঘুম থেকে উঠাবা। কারণ আমার এই জিনিস আছে। তো এটা বললে কিন্তু তখন আবার করা যায় আরকি কাজটা ঠিকঠাকভাবে।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। <chuckles> জি, জি। বুঝতে পারলাম। মানে একটু মানে সাহায্য পাওয়া যায় আরকি বা দেখা যাচ্ছে তারাও কিন্তু আপনার মাঝেমধ্যে কাজে আসে। তো আচ্ছা আপনার কাছে যদি আরেকটা জিনিস একটু জানতে চাই যে আ ধরেন কেউ যদি একটু নতুন মানে এইসব জিনিস ব্যবহার তেমন একটু পারে না, হয়তো বা reminder কিভাবে মানে কাজে লাগবে বা এই জিনিসটা মানে সম্পর্কে মানে মানে জিনিসটা ইউজের সম্পর্কে তেমন একটা জানে না। তো এই জিনিসটা মানে কিভাবে আরকি মানে আপনি শুরু করতে বলবেন বা আ কী, কী কাজের মধ্যে আপনি ব্যবহার করার জন্য আপনি একটু উপদেশ দিয়ে থাকবেন? যদি একটু বলতেন।
হু, হু। হু, হু। হু, অ্যা সেইক্ষেত্রে আমি হচ্ছে কি? যে ওদেরকে প্রথমত মানে আমার পরিচিত বা আত্মীয়স্বজন যারা তাদের মধ্যে যেটা করি যে সোজা আ যে জিনিসগুলো যেমন আমি সেক্ষেত্রে ক্যালেন্ডারটা ব্যবহার করা থেকে আমি reminder যে এপগুলো আছে নরমাল সেগুলো আসলে ব্যবহার করাই। কারণ হচ্ছে যে ক্যালেন্ডার অ্যাাপটা অনেকে একটু confused হয়ে যায়। বিশেষ করে বয়স্করা। আহ কিন্তু আ সবাই কিন্তু মোটামুটি reminder বা task list এর যে জিনিসটা শুধু আপনি কি কাজ করবেন সেটা আপনি বাংলায়ও লেখে লিখে রাখতে পারেন আপনার ফোনে। তো এটা করে যদি সময়টা কিভাবে এড করে দিতে হয় এটা যদি শিখানো যায় তাহলে কিন্তু আ তারা আসলে সহজে মনে করতে পারে। আবার এগুলো যদি মনে হয় যে তাদের জন্য কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু পড়া হয় শুধুমাত্র এলার্ম যে যেই অ্যাপটা সেটা কিন্তু কাজে লাগাই। কিভাবে? যে এই সময়ের মধ্যে তাকে মনে করাইতে হবে আ যে তার কোন একটা জায়গায় যাইতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এলার্ম দিয়ে রাখলে এলার্ম বাজলে সে বুঝতে পারবে যে তার এই কাজটা আছে।
নেন। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। <chuckles> জি, জি। এটা হয়ে থাকে। <chuckles> জি, জি। বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। উ বুঝতে পারলাম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। একদম। অ্যা হ্যাঁন ধরেন কোনো ডেডলাইন আছে আরকি। হ্যাঁ, জি, জি।